আচ্ছা, আচ্ছা। আসলে ওই যে বলা যায় যে আপনার ওই মানে একটা ইগনোরেন্স কাজ করে যখন আপনার আসলে ইন্টারেস্ট টা এলাইন করে না। তবুও ওই যে আপনি দেখেছেন সেই জিনিসটা আসলে ক্যাচ করে রেখে দেন <chuckles> হ্যাঁ, হ্যাঁ। আসলে এই যে নিউজ এর বিষয়টা এবং মজাটা এই জায়গাটাতেই যে কিছু, কিছু, কিছু, কিছু, না আসলে আমি বলব যে প্র মানে প্রতিটা নিউজই দেখবে যে একটা হুক দিয়ে শুরু হয়, হ্যাঁ? একটা পাঞ্চ লাইন দিয়ে শুরু হবে, ঠিক আছে? এবং সেই পাঞ্চ লাইন গুলো আপনি চাইলেও ওই আপনি মানে ইগনোর করতে পারবেন না। আপনার চোখের সামনে চলেই আসবে, হ্যাঁ? তো এমন কি কখনো হয়েছে যে আপনি এরকম একটা নিউজ এর এরকম একটা পাঞ্চ লাইন দেখেছেন, হ্যাঁ? এবং দেখে আপনার আগ্রহ বা মানে বেড়ে মানে বেড়েছে। তো তখন আপনি ওই নিউজ টাতে ঢুকে দেখলেন যে আসলে পাঞ্চ লাইন এর সাথে আর যে পুরো নিউজ টা যা বলেছে তার কোন মিল নেই। <chuckles>
আহ, হ্যাঁ মানে মাথায় থেকে যায় এটা তো আর ইগনোর করার উপায় নেই। হ্যাঁ, হ্যাঁ। এটা এটা, বটেই। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা আছ হ্যাঁ এমন অনেক হইছে এমন অনেক হইছে <chuckles> মাঝে মধ্যে এইটা মাঝে মধ্যেই দেখা যায় যে আ ৫০০ রান করলেন আ এই খেলোয়াড়। ফোন ও আচ্ছা কি ব্যাপার কাহিনী কি? এই ৫০০ রান মানে? যেখানে টোটাল দলের রান ১০০ করা কষ্ট সেখানে এর ৫০০ রান। পরে গিয়ে দেখা যায় যে না অনলাইন কোন গেমিং কম্পিটিশন হচ্ছে, সেইখানে কোন প্লেয়ার আসলে এইটা করছে। আ মাঝেমধ্যেই হয়। আ এই মানে বিশেষত কি যে খবরগুলো মানুষ খুব বেশি দেখে না এই ধরনের খবরেই এ এই ঘটনাগুলো বেশি হয়। হ্যাঁ ধরেন আ আ ফিরে এলেন আ নিউটন। আচ্ছা আচ্ছা ফিরে এলেন নিউটন তো মানে সে মৃত ব্যক্তি কিভাবে ফিরে আসবে? পরে দেখা যায় হে যে নিউজ এ ঢুকলে বোঝা যায় আচ্ছা উনি বিজ্ঞানী নিউটন না, উনি হচ্ছে কোন এক এলাকার রিকশা চালক দীর্ঘদিন জেলে ছিল, সেখান থেকে ফিরে আসছে। <chuckles> এই ধরনের ঘটনা হয়।
আচ্ছা, আচ্ছা। হু, হু। হ্যাঁ। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ। হু, হু। হ্যাঁ, তা তো বটেই। হু, হু। তাই তো। ও আচ্ছা, আচ্ছা। আ তাহলে এই যে <chuckles> এই যে ঘটনাগুলো হচ্ছে এবং এই যে নিউজ গুলো আছ আসতেছে আপনার সামনে, হ্যাঁ? তো এই জিনিসগুলো কি আসলে আপনার মানে কোন অ্যা ফ্রেন্ড এর দ্বারা মানে Facebook ফ্রেন্ড বা সোশ্যাল মিডিয়া কোন ফ্রেন্ড এর দ্বারা আসছে? নাকি হচ্ছে গিয়ে এই আ নিউজ পোর্টাল গুলোই আ এই খবরগুলো আসলে ছড়াচ্ছে?
হ্যাঁ, হ্যাঁ।